<smacks lips> আমি একটু, এই বসে, বসে গেম খেলছিলাম আরকি। <chuckles> কম্পিউটারে আমি একটু ভিডিও গেম খেলতে পছন্দ করিতো। তো দেখা যায় যে একটু সময় পেলে বা এই রাতের সময়টা একটু বিশেষ করে গেম খেলা হয় আমার অনেক। <chuckles>
ওয়াও! হ্যাঁ। জি, জি, একদম। রাতের এই নীরব সময়টাতে আসলে গেম খেলার মজাটাই অন্যরকম। জি, জি।
হ্যাঁ। <chuckles> সেটাই! একদম। কেউ কোনো আ আমাকে ডিস্ট্র্যাক্ট করার নেই। কোনো এহ কেউ কিছু বলতেও আসবে না এবং খুবই শান্ত মাথায় আসলে আমি উপভোগ করতে পারি।
জি, জি, একদম। জি, জি, জি, একদম, ঠিক বলেছেন। আচ্ছা, গেম কি আপনার প্রিয় হবি বা প্রিয় খেলা এমন কিছু?
আচ্ছা হ্যাঁ, গেমের কথা যদি বলি যে এটা আসলে প্রথমে মানে আমার একটা হবিই বলতে পারেন এবং এটা আসলে প্রথমে শুরু হয়েছিল শুধুমাত্রই বি বিনোদনের একটা উম মাধ্যম ছিল। পরে আসলে ধীরে, ধীরে যেটা বুঝেছি যে আসলে এটা কিন্তু আমার আ একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং যখন দেখেছি যে না আমার হচ্ছে কি যে রিফ্লেক্স গুলো, তারপরে ওইযে কিছু সমস্যা সমাধান করার যে ক্ষমতাটা একটু বাড়িয়ে দিয়েছে এবং এই যে স্ট্র্যাটেজিক ভাবে চিন্তা করার যে ব্যাপারটা
হুম, জি, জি। একদম। <chuckles> জি, জি। জি, জি, জি। জি। জি, জি, জি, জি, একদম। জি, জি, জি, একদম, একদম।
এটা অনেকটা খানিক আমার মানে, একটা বলতে গেলে, একটা ভালো দক্ষতা আমাকে অর্জন করে দিয়েছে। তো এরপরে আসলে <chuckles> এটা আর বে এটা একদম বলতে গেলে ওই বিনোদন থেকে আসলে আমার হবিতে <chuckles> বদলে গেল আরকি!
জি, জি, একদম, একদম ঠিক বলেছেন। হুম যাক, শুনে অনেক ভালো লাগলো। তাহলে আপনার একটা প্রিয় হবি সম্পর্কে জানতে পারলাম। জি। জি, জি, আমার এমন আসলে, মা মানুষের যে অনেক কিছুই হবি থাকে, বাট আমার একটা হবি খুবই পছন্দের, খুবই প্রিয় সেটা হচ্ছে ফুটবল খেলা। তো ব্য ব্যক্তিগতভাবে ফুটবল খেলা আসলে অনেক পছন্দ করি। কারণ ফুটবল খেলার মাধ্যমে আসলে আমি নিজেকে নিজেকে, নিজের কাছে বুঝতে পারি, একটু সময় দেওয়া যায়। প্লাস ফুটবল খেলা কিন্তু অনেক ভালো একটি এক্সারসাইজ। তাই না? তো ফুটবল খেলার মাধ্যমে আসলে আমি আমার নিজেকে আসলে মানে ওইযে প্রতিযোগিতামূলক একটি পরিবেশে সাথে আসলে টিজেকে সামঞ্জস্যপূর্ণ একটি পরিবেশে অ্যাডজাস্ট করতে পারি। পাশাপাশি যেটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উম মানে খেলাধুলার মাধ্যমে হয়ে থাকে আরকি। তো ছোটবেলা থেকে আসলে ফুটবল খেলাটা আমার খুবই প্রিয়। কারণ ওই ছোটবেলা থেকেই আসলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, যে যাদের সাথে আমার এখনো ওই বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কটি, এখনো আছে আরকি।
জি, জি। অ্যা হ্যাঁ। তবে আপনার কি এমন কোনো হবি আছে? জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাতো অবশ্যই। জি, জি। হ্যাঁ। <chuckles> জি, জি।